জি। একদম ঠিক। আসলে যে ব্যাপারটা হয় কি? জি।
আমরা বড়রাই কিন্তু বড়রাই আমরা এরকম করি না।
হ্যাঁ, হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। যে আমরা বড়রাই কিন্তু এই জায়গাটা নষ্ট করেছি। দেখা যায় কি? ধরুন আমি একটা কাজ করছি এখন আমার পরিবারের ছোট্ট কোন একটা সদস্য এ এসে আমাকে একটু ডিস্টার্ব করবে সেটার ভয়ে আমি কি করি যে এই স্মার্টফোনটা দিয়ে দিই যে "তুমি এটা দেখতে থাকো।" তো এই জায়গাটা থেকে আসলে ওদের একটা অভ্যাস হয়ে গে যাচ্ছে। ওরা যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। যার ফলে একটা সময় পর ওরা কিন্তু ওদের জীবনে যে আ কে যখন আসলে খারাপ সময় আসবে খারাপ সময় তো আসলে সবার জীবনেই আসে। প্রতিকূল পরিস্থিতি আসবে। তখন কিন্তু তারা পরিবারের সাথে সেটা শেয়ার করতে ভয় পাবে। তাই না ভাই?
হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। এ একদম। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। হুম। করতে হ্যাঁ। আচ্ছা। হ্যা। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই। শেয়ার করতে ভয় পাবে। হ্যাঁ, হ্যাঁ, যে গেলে হয়তো বাবা ব শেয়ার করবে না বা আমাকে ফোনটা ধরিয়ে দিবে। আমার কথা শুনতে চাইবে না। আমি কার কাছে বলবো? আ সে তার মনের কথাগুলো বলার জায়গা পাবে না। তার মনে একটা ভয় কাজ করবে। কিন্তু এটা আমরা না করে সে কে কি বলতে চাচ্ছে সেটা আমরা নিশ্চয়ই শুনবো ফোনটা রেখে। যে শুনবো কি বলতে চাও, তোমার সারাটা দিন কেমন কাটলো, তুমি বাইরে কার সাথে খেলা করলে, তোমার বন্ধুরা কি করেছে? এগুলা আমরা কিন্তু শেয়ার করতে পারি তার সাথে। ছোটখাটো বিষয়গুলো। তাহলে হ্যাঁ, তাহলে সে কিন্তু বলতে চাইবে মন খুলে সবকিছু।
জী। জি। জ্বী, জ্বী। হ্যাঁ। এ হ্যাঁ। জ্বি, একদম। তা তো অবশ্যই ভাই।

হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই।
উ জি।
অবশ্যই। হ্যাঁ। আমরা যখন পরিবারের সাথে এগুলো শেয়ার করি হ্যাঁ সবকিছু ভালো লাগে, গল্প করি তখন একটু হালকা লাগে নিজেকে। ছোট, ছোট উ উ ইয়গুলাও শেয়ার করি। তখন খুব ভালো লাগে। নিজেকে হালকা মনে হয় আরকি।
জি। হ্যাঁ। জি। একদম, একদম। তা তো অবশ্যই। আসলে দেখুন পরিবার এরকম একটা জিনিস যেটা কিন্তু আমাদেরকে মানসিক শান্তি বলুন সেটা দিয়ে থাকি। এবং আ অনেক সময় হয় কি? যে আমরা কিন্তু অনেক কাজের জন্য পরিবার থেকে দূরে থাকি। হোক সেটা যখন আমরা আমরা ভার্সিটিতে পড় পড়ালেখা করি তখন দেখা যায় অনেকের ক্যাম্পাস দূরে থাকে। আবার কখনো জবের জন্য। তো ঐ দিনগুলিতে আসলে নিজেকে মন খারাপের দিনগুলোতে সামলে রাখাটা কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আচ্ছা, আপনি আ কিভাবে পরিবারের সাথে সময় কাটাতে সবথেকে বেশি পছন্দ করেন?
হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমি বাসাতে যখন থাকি আমরা পরিবারের সবাই যখন একসাথে থাকি মনে করি যে কিছুটা সময় যদি আমরা পাই, দেখা গেল ছুটির দিনগুলাতে বাচ্চা-কাচ্চারা বাসায় আছে বা হাসব্যান্ড বাসায় আছে তখন আমরা উ বিকেলের দিকটাতে একটু হচ্ছে ঘুরতে যাই। যে একটু হালকা বাইরে গেলাম বিকেল বেলা। একটু ঘুরে আসলাম। মনটা ফ্রেশ হল। বাচ্চারাও খুশি হল। বাইরে যাই একটু আইসক্রিম-টাইসক্রিম খেলাম। তখন হুম আর কি সময়টা ভালো লাগে সবাই সবার এই মুহূর্তটা আরকি ভালোভাবে কাটে। তো এভাবে ঘুরে আসলাম হয়তো সারা বিকেলটা এসে বাসায় এসে আবার সন্ধ্যার পর নিজেরাই হয়তো খাবার বানালাম। বানিয়ে একটু চা-টা খেলাম, আড্ডা দিলাম, মজা করলাম। তো অনেকটা আরকি ভালোভাবে কেটে যায় দিনটা। এভাবে ছোট, ছোট, ছোট ছোট জিনিস শেয়ার করলাম বা বসে গল্প করতেছি, আড্ডা দিতেছি। এভাবে ছুটির দিনগুলো আমরা কাটাই এবং ছোট, ছোট মুহূর্তগুলো <chuckles> কিছু, কিছু শেয়ার করি পরিবারের সাথে। হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা। জি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। জি, জি। আচ্ছা, আচ্ছা। জি। হ্যাঁ, হ্যাঁ। জ্বী। তা আচ্ছা, আচ্ছা। জী। হ্যাঁ। জী। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, যদি আমি এ আসলে আমার কথা একটু বলি, আ যখন আসলে আ মন খারাপ থাকে আমার তখন দেখা যায় কি? আমার পরিবার থেকে আমাকে বলে যে, "চলো আ কোন এক জায়গা থেকে আমরা ঘুরে আসি" এবং আমরা আ ভ্রমণ করতে বেশ পছন্দ করি। তো সেক্ষেত্রে দেখা যায় যখন আসলে কোন কারণে হয় না? পরিবারের ভিতরে কিছু সমস্যা আ বা কোন কারণে আ মন খারাপ থাকে কারো তখন আমরা চেষ্টা করি কোন এক জায়গা থেকে ভ্রমণ করে আসার। ভ্রমণ করলে যে জিনিসটা হয় যে আমরা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারি এবং পাশাপাশি কিন্তু আমরা আমাদের পরিবারের সঙ্গে ভালো একটা সময়ও কাটাতে পারি। যেটা দেখা যায় আমরা যদি আসলে আ শহরাঞ্চলে থাকি কিংবা আসলে আমাদের ব্যস্ত জীবনের মধ্যেই থাকি তখন কিন্তু সম্ভব হয়না। আচ্ছা আপনি কি মনে করেন এই যে আমাদের এত ব্যস্ততা এটা আমাদেরকে পরিবারের সাথে সময় কাটাতে কিছুটা হলেও বাধা দেয়?
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যা, অবশ্যই। হ্যা। হ্যাঁ।

জি এবং আ আমি মনে করি কি যে আমাদেরও কিন্তু আ অনেক সময় ব্যস্ততা থাকে যেরকমটা আমরা বলছিলাম। তবে ব্যস্ততাকে কাটিয়ে পরিবারকে সময় দিতে হবে, যেন আসলে পরিবারের মানুষের ভিতরে যদি কোনো কারণে মন খারাপ থাকে, তারা সেটা এক্সপ্রেস করতে পারে, তাদের মনটাও ভালো হয়। পাশাপাশি আমাদের যে মানসিক চাপটা থাকে সেটাও যেন কিছুটা কমে যায়। তো সেক্ষেত্রে আমি বলব যে প্রত্যেকটা মানুষের ভালো লাগার জায়গাটা ভিন্ন রকম। একেকজন একেকভাবে পরিবারের সাথে সময় কাটাতে ভালো লাগে। তবে আসলে কে কিভাবে সময় কাটাচ্ছে ওইটা কিন্তু ম্যাটার করে না। মেইন কথা হচ্ছে পরিবারকে সময় দেওয়া, একে অপরকে বোঝা। তাই না ভাই?
হ্যাঁ। সময় দিতে হবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। পরিবারকে সময় দেওয়া হ্যাঁ, একদম। একদম, একদম ঠিক বলেছেন। হ্যাঁ।
জি। হ্যাঁ।
তো ভাইয়া হ্যাঁ একদম। হুম। তো আমরা এভাবে ছোট, ছোট হ্যাঁ সময় দিব বাচ্চাদেরকে বা পরিবারকে আমরা বাবা-মা থাকে অনেকের পরিবারে। বাবা-মা, ভাই-বোন। তাদেরও খেয়াল রাখবো। তাদের সাথে সময় কাটাবো। সময় পেলে তাদেরকেও নিয়েও আমরা ঘুরতে যাবো বাইরে। তারাও তো আমাদের পরিবারেরই সদস্য নাই নয় কি?
তো চি চিন্তা সেক্ষেত্রে আমি বলব যে জি বলুন? কি? অবশ্যই। ইতি একদম। হ্যাঁ। জি, জি ভাই। আমরা যেটা করব কি যে অ্যা হ্যাঁ, আপনি যেরকমটা বলছিলেন যে পরিবারকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া বিশেষ করে আমাদের যে সাপ্তাহিক বন্ধের দিনগুলি থাকে ওই দিনগুলিতে আমরা চেষ্টা করব যেন ঘরে বসে সময়টা না কাটাই। পরিবারকে নিয়ে বাহিরে যাই তাহলে আমার মনে হয় যে কিন্তু আমাদের পরিবারের ভিতরে যে একটা বন্ধন সেটার দৃঢ়তাটা আস্তে, আস্তে বাড়তে থাকবে। তাই না ভাই?
হ্যাঁ, তো এভাবে আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ বুঝতেই পারি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, আমার ফ্যামিলিতেও আমরা এই শুক্রবারের ছুটির দিনটাকে আমরা প্রতি শুক্রবারের ছুটিটা কাটাই। বাইরে ঘুরতে যাই। হ্যাঁ এই দিনটা আমরা মিস করি না। তো হুম যেখানেই হোক ঘুরে আসি হালকা একটু বাইরে ঘুরে আসলাম, মনটা ফ্রেশ লাগলো, ভালো লাগলো। তো ওইভাবে আমরা স হ্যাঁ, হুম, হুম।
আচ্ছা, আচ্ছা। জি। হ্যাঁ। ঠিক। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। জি, আপনার সাথে কথা বলে কিন্তু ভাই বেশ ভালো লাগলো এবং আমি এটা খুব সুন্দর করে বুঝতে পারলাম যে আপনি কিন্তু আপনার পরিবারকে সময় দিতে বেশ ভালোবাসেন এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের কিন্তু তার পরিবারকে সময় দেওয়া উচিত যেন তাদের মনটা ভালো রাখতে পারে। যাই হোক ভাই আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।
হ্যাঁ অবশ্যই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। হু। আপনার সাথেও কথা বলে আমার খুবই ভালো লাগলো এবং অনেক কিছু শেয়ার করতে পারলাম। তো এভাবেই যেন আমরা সময় দিতে পারি পরিবারকে। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।
জি।